আমি না বিগত বলা যায় যে, বেশ কিছুদিন যাবৎ আ আপ এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে, কারো সাথে আসলে শেয়ারও করতে পারছি না। বা আমি নিজেও আসলে এটার কোন সমাধান বের করতে পারছি না। আর এমন মনে হচ্ছে যে, এই অবস্থা থেকে যে আমি যদি বেরোতে না পারি, তাহলে হয়তো মানসিক আ চাপে পড়ে আসলে এক একটা পর্যায়ে যেয়ে আরকি আমার মানসিকভাবে ভারসাম্যটা আসলে আ হারিয়ে ফেলবো বলে মনে হচ্ছে। তো এমন্ত অবস্থায় যে আমি কি করা উচিত বা আমি আমা আমি যে সমস্যা থেকে কিভাবে বের হবো ভাই? আপ একেবারেই আসলে বুঝে উঠতে পারছি না আরকি। বলা যায় যে যার কারণে আসলে আমার ব্যক্তিগত জীবন, তারপরে পেশাগত জীবন আ সব জায়গাতেই আসলে আপনার আ মানে বড় ধরনের আসলে একটা সমস্যা পড়ছে। আর সামাজিকতাও আসলে যে একটা ব্যাপার ছিল আ সেটাও না আমি কোনভাবে পালন করে উঠতে পারছি না। তো এমন আ আপনি কি আসলে আমাকে একটু আ সাহায্য করতে পারেন বা একটু বলতে পারেন, যে আ এমনত অবস্থায় আসলে আমার কি করা উচিত ঠিক ভাই? আপনি যদি একটু বলতেন আমাকে।
আহা! ওহো! হু, হু। হু, হু। হুম। নিশ্চয়ই। আপনাকে উম তো বেশ এ দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে এবং আপনি যে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন, এটা কিন্তু আপনার কথাতে অনেকটাই বুঝতে পারছি। আর, বিষয়টা উম এ যেভাবে বললেন আপনি, আমি তো একটু ভয়ই পাচ্ছি যে, এ মানসিক ভারসাম্যহীনতার কথা বললেন। তার মানে, বিষয়টা অনেক সিরিয়াস এবং আ আপনার ভিতরে, ভিতরে অনেক কষ্ট পাচ্ছেন বিষয়টা। তো, এটা দুঃখজনক। আ কিন্তু আমরা হয়তো চেষ্টা করলেই এই পরিস্থিতি থেকে উম বের হয়ে আসার মত কোন একটা সমাধান খুঁজে পেতে পারি। তো, একটু কি জানতে চাচ্ছিলাম আপনার কাছে আসলে, এই যে একটা আ খুব আ বিপজ্জনক ব বলব আমি, আম এই ধরনের পরিস্থিতিতে কেন পড়লেন, মানে, কোন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কি, এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, একটু বলবেন কি?
হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। হ্যাঁ। হুম, জি। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। আ আসলে কোন একটা ঘটনা কি না, বলতে পারব না। তবে, আমার যে সমস্যাটা ভাই, সেটা না, আপনার আ দেখা যাচ্ছে যে, অ্যা যেকোনো আসলে বাধা চলে আসছে। মানে আ যেকোনো কাজ শুরু করতে গেলেই না, আপনার আ হঠাৎ, হঠাৎ অনাকাঙ্খিত বাধা চলে আসছে। আর এই আ বাধা থেকে যে আসলে, আমি কিভাবে কাজটাকে আ সম্পূর্ণ করবো, বা আমি কাজটা অনেকটা না, আমি কোনভাবেই আসলে সম্পূর্ণ করে উঠতে পারছি না। আমি যে কাজই আসলে শুরু করছি, বলা যায় যে, আ যেটাতেই আসলে হাত দিচ্ছি, সেটা সেটাই আসলে কি বলে যে, এ শুকিয়ে যাচ্ছে। যে নদীতে হাত দিচ্ছি, সে নদী শুকিয়ে যাচ্ছে। এমন একটা ব্যাপার হচ্ছে যে, আমি কোনভাবে আসলে আ আ যে মানে স সফলতার যে ক্ষেত্রটা, সেটার মুখ আসলে দেখতে পারছি না। আমি যেখানেই আসলে ইনভেস্ট করছি, আ সেটাই হয়তো বা চলে যাচ্ছে, বা ঐ ব্যবসাটা এমনভাবে আসলে লসের আ তৈরি হচ্ছে যে আমি আ এমন তো মানে, ঐটাকে আসলে কোনভাবে রিকভার করা সম্ভব না, বা এমন কোনো কাজে যখন আসলে আমি ইনভেস্ট করছি তো, ঐ সময়টাতেও না, আ হঠাৎ করেই আসলে মার্কেট থেকে কাজটা আর কি চলে যাচ্ছে। তো মানে আমি যে কি করে উঠবো, বা কি করে, কি করবো, আ এই বিষয়টা আসলে কোনভাবে বুঝে উঠতে পারছি না। যার কারণেই বলা যায় যে, আমার আ মানসিক অবস্থা বলেন, বা মানসিক অবস্থা এতটাই আসলে খারাপ হয়ে গিয়েছে যে, আমি, আ আমি নিজেকে আসলে হারিয়ে ফেলছি, বলে মনে হচ্ছে। মানে, আমার যে হতাশাজনক একটা ভাব, আ সেটাই মানে হতাশ হয়ে যাচ্ছি আমি। কোন কিছু থেকে আসলে কোন আ সমাধান, উপায়, কোন কিছু বের করতে পারছি না। ভাই, তো আ এটাই আসলে বলা যায় যে, আমার আ মূল একটা সমস্যা, ভাই। জি।
আচ্ছা। ওকে। ওহ, হো। হু, হু। হু, হু। ওহো। হু, হু, হু, হু। আহা। হুম, না। আপনি যে পরিস্থিতিটা বর্ণনা করলেন, এখানে কিন্তু হতাশা হওয়াটা খুবই স্বাভাবিক। খুবই উম দুঃখ পেলাম যে, আপনি যে কাজটাতে হাত দিচ্ছেন সেখানে আ বিভিন্ন ধরনের বাধা উম চলে আসতেছে। আপনি বললেন এবং যার কারণে আপনি সফল হতে পারছেন না। আহ, কষ্ট পেলাম আবারও আ বলতে বাধ্য হচ্ছি। তো, আপনি কি আপনার আ যে বাধাগুলো আছে, এই বাধাগুলো কি একটু উম আপনি বিশ্লেষণ করে দেখেছেন কিনা যে অ অসফল হচ্ছেন, যে বাধাগুলো আসতেছে, এই বাধাগুলো কি আপনার পক্ষে দূর করা সম্ভব হতো, বা আগে থেকে একটু পরিকল্পনাটা ঠিকঠাক মতো করলে কি বাধাটা দূর করা যেত কিনা? আ বা বাধাটার অন্য কোনো dimension বা যেটা হচ্ছে, এটা কি সময়জনিত কারণ? মানে deadline আ বা আগে পরে। এ ধরনের কিছু, নাকি অর্থনৈতিক? এ এটা কি একটু বিশ্লেষণ করে দেখেছেন?
হুম, জি। হ্যাঁ। হুম, জি। হুম, জি। হুম, জি। হুম, হুম। হুম, জি। উম বাধাটা আসলে যদি বলি তো, আমি না ঐ যে, অর্থনৈতিক তো একটা ব্যাপার আছে, সাথে আরেকটা ব্যাপার হলো যে, আমি আমার কাজ আসলে যখনই শুরু করি, তখনই আসলে মনে হয় যে, আমার মাথায় আরকি হতাশার আ বন্যা বয়ে যায়। বলা যায় যে, আরকি মানে কাজ শুরু করলে হয় কি যে, আমি ঐটাকে ঐটা মানে বি মাথায় বিভিন্ন ধরণের আসলে চিন্তা চলে আসে। আর যার প্রেক্ষাপটে হয় কি, যে আমি আ একেবারে ঐ যে কোন কাজই আসলে সম্পূর্ণ করে উঠতে পারি না। বলা যায় যে, আমি যখন আসলে কাজ, উদাহরণস্বরূপ যদি বলি তো, উম কিছুদিন আগেই আসলে একটা আ ব্যবসায় আসলে বিনিয়োগ করি। সেখান থেকে আসলে মোটামুটি আরকি একটা আ turnover ও নিয়ে চলে আসি। তো তার পরবর্তীতে কি হলো? মানে আমার কোথা থেকে কি সমস্যা হলো আমি জানি না, মানে হঠাৎ করেই আরকি আমার কাজে exhausted লাগ লাগতে শুরু করলো। আমি মানে কাজে এ এতটাই আসলে অনীহা চলে আসলো, আমি ঐ কাজটা আসলে পর পরবর্তীতে আরকি চালাতে পারিনি। বলা যায় যে, আ ঐ কাজটার প্রতি আসলে আমার একটা বিরক্তি বা তিক্ততা ভাব আসলে চলে আস আসছিল। যার কারণে বলা যায় যে, আমি ওই কাজটা আরকি পরবর্তীতে continue করিনি। আ যার প্রেক্ষাপটে হয় কি যে, আমার এর পরবর্তী থেকেই না মানে, মানে এই ধরনের আসলে সমস্যাটাই আরকি আমার সাথে সবথেকে সবসময় বেশি হয় যে, মানে মনোযোগটা আসলে কোনোভাবে কোনো কিছুতেই আসলে ধরে রাখতে পারি না ভাই। জি।
ওহো, ওকে। হুম, হুম। বুঝ আচ্ছা। ওকে। হুম, হুম। ওকে। হুম, হুম। দুঃখজনক। আচ্ছা, আচ্ছা। তো আপনার একটা সমস্যা বা একটু challenge এর কথাই বলবো যেটা হচ্ছে আপনার attention span টা একটু মনে হয় একটু ছোট। তো ম সেক্ষেত্রে আ আপনি কি আপনার যে উম <tsk> লক্ষ্যগুলো আছে, আ একটা কাজ তো ধরেন, আমার একটা ultimate লক্ষ্য থাকে যে আমি এখানে যেতে চাই। আপনি বললেন একটা ব্যবসায় বিনিয়োগ করেছেন। আর সেখানে ভালো একটা turnover ও আপনি পাচ্ছিলেন। তো হঠাৎ করে আপনাকে হতাশা পেয়ে বসে। আহ আপনি focus টা হারায় ফেলতেছেন। তার মানে কি আপনি আ নতুন কোনো challenge নিতে ভালোবাসেন যে ওখানে কোনো challenge ছিল না। এ ধরনের কোনো বিষয়ই নাকি?
উম জ্বি। হ্যাঁ, হ্যাঁ। উম জ্বী। হ্যাঁ, হ্যাঁ। উম জী। উম জী। হুম, হুম। আ হ্যাঁ, বলা যায় যে আমি যখনই আসলে কোনো কিছু শুরু করতে যাই বা আ কোনো কাজ করতে যাই, কিছুদিন পরবর পরপর না আসলে আমার কাছে কেমন জানি একঘেয়েমেই লেগে যায় ভাই। মানে আমার কাছে আ সৃজনশীল কিছু হতে হবে বা সবসময়ের জন্য একটা আ কাজের ভিতরে আসলে নতুনত্বর যে ব্যাপারটা সেটা আসলে আমার কাছে সবথেকে ভালো লাগে আর আ আমি এই ধরনের কাজই আসলে করতে পছন্দ করি। তবে হয় কি যে একটা পর্যায়ে যেয়ে কেমন জানি আসলে ভাই ঐ কাজটার প্রতি বিরক্তি বা ক্লান্তি একটা ভাব চলে আসে। যে মনে হয় যে আ একই কাজ আমি শুধুমাত্র repeatedly করতে করেই যাচ্ছি করেই যাচ্ছি। তো আপ এটা তো আসলে কোনো আ ভিত্তিহীন বা এটার তো আসলে কোনো প্রকার মানে নেই। তো আ এরকম আসলে একটা ব্যাপার আমার মধ্যে কাজ করে। বলা যায় যে আ আমি যদি আসলে আ video editing এর কাজ করি তো, video editing game এর যদি আসলে video edit করি, তো আ প্রতিদিন যখন আসলে আ গেমের video edit করছি তো আ করতে করতে না ভাই আমার ওই গেমের প্রতি editing এর যে ক্ষেত্রটা সেটা আসলে এতটাই তিক্ততা চলে আসে মনে হয় যে আ দেখলে পরে মানে আম নিজের কাছে একটা মানে বিরক্তিকর একটা ভাব চলে আসে। আর আ যদি মানে এ এটা শুধুমাত্র একটা উদাহরণ ছিল মাত্র। তবে আ এরকমটাই আসলে আমার সাথে হয় যে ভাই আমি game এর টা থেকে যখন আসলে সিনেমাতে যাই, তো সিনেমা মানে সিনেমা তো না ঠিক আ shorts video তে যাই, তখন ভাই ঐখানে এসেও আ পরবর্তীতে যখন আসলে edit করতেই থাকি করতেই থাকি, মনে হয় যে একই কাজ আসলে আমি বারবার repeatedly করছি। মানে এখানে আপ নতুনত্বর আ কোনো আসলে ব্যাপার আমি খুঁজে মানে দেখ ম খুঁজেই পাই না ভাই। আর যার কারণেই আসলে আমার আ বলা যায় যে কোনো কিছুতে আসলে কোনো কাজেও মন বসছে না। যার কারণে আ আর্থিক দিক দিয়েও আসলে ভাই আমি একটু অস্বচ্ছলতার মধ্যে দিয়ে পড়ে গেছি ভাই। জ্বি।
উম হুম, হুম, হুম, হুম। হুম, হুম। Repeat, repeat. রাইট। ওকে। হুম, হুম। উম বুঝতে পেরেছি। হুম, হুম, হুম। বার বার করছেন। হ্যাঁ। হুম, হুম। হুম। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তো এই পরিস্থিতি কিন্তু খুব একটা অস্বাভাবিক কিছু নয়। এটা মানুষের স্বাভাবিক nature এর মধ্যেই পড়ে। আর আপনি যেটা বললেন যে কিছু আ সৃ আপনি যেহেতু একজন সৃজনশীল মানুষ এবং আ আ creative সবকিছু সবসময় আপনার মনের মধ্যে একটা creative উম চিন্তাভাবনা থাকে। আ আ creative কিছু খুঁজে থাকেন কাজের মধ্যে তো নতুনত্ব খুঁজেন। তো এইটা অস্বাভাবিক কিছু নয়। বরং এটা বেশ ভালো একটা বিষয়। তবে আপনাকে একটু ম মনে হয় যে ধৈর্য ধরার একটা practice আপনাকে করতে হবে। কারণ আ আমি যেটা বুঝতে পারছি আপনি কিন্তু বেশ অনেকগুলো কাজের মধ্যে জড়িত, ম মানে editing এর কাজ করছেন, ভিডিও এডিটিং এর কা shorts এর কাজ করছেন বা মাঝে, মাঝে হয়তো film এর কাজও করছেন। তো এই, এই কাজগুলো আ কিন্তু বেশ ধৈর্য লাগে। এটা আপনি আমার চেয়ে ভালো জানেন। তো ধৈর্যর যদি আমি মাঝখানে হা ধৈর্যহারা হয়ে যাই, তাহলে কিন্তু যে কাঙ্ক্ষিত ফলাফল কাজ থেকে, সেটা কিন্তু আমি পাচ্ছি না। এবং প্রতিটা কাজ যখন দেরি হতে থাকবে, তখন কিন্তু আপনার মধ্যে এক ধরনের হতাশা তৈরি হতে পারে। যেটা ইতিমধ্যে হচ্ছে। তো আমার মনে হয় আপনি প্রত্যেকটা কাজকে ছোট, ছোট ভাগে ভাগ করা এবং একটা কাজ যদি হাতে নেন, সেই কাজটা শেষ করে তারপরে অন্য একটা কাজের প্রতি যদি আপনি একটু মনোযোগ দেন, তাহলে মনে হয় আপনার, আ আ জীবনে একটু সফলতাগুলো বেশি, বেশি করে আসতে থাকবে। এবং যখন এই সফলতা গুলো আপনি উদযাপন করবেন, তখন কিন্তু আপনার মনের মধ্যে এক ধরনের আনন্দ কাজ করবে। হ্যাঁ, যে আমি একটা success পেয়েছি। এবং success থেকে কিন্তু পরবর্তী success এর জন্ম নেবে। এইটা আমি আপনাকে বলবো এটা একটু practice টা আপনি করে দেখতে পারেন। আর আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে এটার সাথে আপনার মানসিক স্বাস্থ্যটা জড়িত। যে আপনার কোনো শখের বিষয় আছে কিনা বা আপনি নিজেকে কতটুকু সময় দেন কাজের বাইরে?
আ হ্যাঁ। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। উম জ্বি। হ্যাঁ, হ্যাঁ উম জ্বী। হুম, হুম। উম, জ্বী। হুম, হুম। উম জ্বী। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জ্বি। হুম, হুম। হুম, জ্বি। উম আসলে ভাই আমি নিজেকে সময় দেওয়ার যে ক্ষেত্রটা সেটা আসলে একেবারেই হয়ে ওঠে না। তবে আপনি আসলে যেভাবে বললেন যে, একটা কা শেষ করার পরবর্তীতে আরেকটা কাজ শুরু করা এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে আমার এই চাপ আর বা বাঁধা পড়াতে আসলে খুব বেশি রকমের আরকি একটা সাহায্য করতে পারে। কারণ হয় কি যে, আ একটা কাজের ভিতরে আসলে আরেকটা কাজ চলে আসে আমার, তো মনে হচ্ছে যে যদি একটা কাজ শেষ করে আরেকটা ধরি আ তাহলে আপনার এইযে একঘেয়েমিটাও আসলে অনেকটা কমে যেতে পারে আরকি ভাই। আর আ শখের ক্ষেত্রেও যদি আসলে আসি তো ভাই নিজেকে আসলে সময় দেওয়াটা একেবারেই হয়ে ওঠে না। জ্বি ভাই।
জ্বি। জ্বি, জ্বি। আমি তো বলবো একটু নিজেকে সময় দেয়া উচিত। আপনার তাহলে হবে কি? এইযে মাঝে, মাঝে যে ফ্রাস্ট্রেশন টা চলে আসে, আমাদের সবারই তো একটু অক্সিজেন লাগে, তাই না? একটা কাজ করতে একঘেয়েমি চলে আসে। একটু মাঝে, মাঝে ঘুরতে গেলেন অ্যা বা উম একটু কাজ করতে, করতে একটু ১ ঘন্টা পর বা ১/২ ঘন্টা পর একটু ৫ এর মিনিট একটু বিরতি নিলেন। হয়তোবা একটা ছোট্ট একটা গান শুনলেন, হ্যাঁ? আর এ সপ্তাহে ১ দিন একটু বাইরে ঘুরতে গেলেন। এইযে নিজেকে একটু সময় দিলেনা আপনি অনেক রিফ্রেশ থাকবেন। আর রিফ্রেশ কিন্তু আপনাকে নতুন করে এনার্জি দেবে। এই এনার্জি টাই কিন্তু আপনাকে আরো নতুন, নতুন সাকসেস এর দিকে নিয়ে যাবে। তো আপনি অনেক সৃজনশীল এ সৃজনশীল কাজের সাথে জড়িত আছেন। আমি আ আত্মবিশ্বাসী আ আ আপনার প্রতি বিশ্বাস আছে যে, আপনি এগুলো অতিক্রম করে সুন্দর একটা লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনার বাধাগুলো দূর হয়ে যাবে। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। ভালো থাকবেন।
হুম, জ্বি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জ্বি। হ্যাঁ, হ্যাঁ। উম জ্বি। উম জ্বি। উম বুঝতে পারছি। হুম। হুম, জ্বি। হুম, জ্বি। হুম, হুম। হুম। হুম বুঝতে পারছি। না আসলে ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমি। কারণ আ বিষয়গুলো আপনার সাথে বলতে পেরে না আমার এখন অনেকটা হালকা বোধ মনে হচ্ছে। তারপরে আপনি যে আ আমার আইডিয়া গুলো দিলেন সেগুলোও কিন্তু আসলে অনেক ভালো একটা ব্যাপারই বলে মনে হচ্ছে। আর আ অনেকটাই আরকি হালকা বোধ হচ্ছে আমার। ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য। ভালো থাকবেন।